নেটওয়ার্ক যে ফ্রিকোয়েন্সি টা আছে, এটা কিন্তু মনে করুন যে, গাছপালার ক্ষে
হ্যাঁ। এটা তো স্বাস্থ্যের জন্যও খারাপ। মানে
গাছপালার ক্ষতি করতেছে, স্বাস্থ্যের জন্য ক্ষতি করতেছে। তারপর মনে করছেন যে, পাখিদের জন্ম জন্মগত যে একটা অবস্থা, ওই জিনিসটা কমায় দিচ্ছে। তারপর যে দে দেখেন যে, জায়গায় মনে করেন যে একটা ইলেকট্রিক খাম্বা থাকে মানে পিলার যেখানে মনে করেন যে সংযোগ থাকে। তো ওই জায়গাটাতে দেখবেন যে আশেপাশে যত সব মন গাছপালা থাকে, ওগুলোর ফলন কমে যায়। তো <coughs> আমাদের আমাদের এ
হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উহু। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আসলে, প পরিবেশেরও অনেক ক্ষতি হচ্ছে, এই কাজগুলো করাতে
আমাদের এই বিষয়গুলো দেখা উচিত। মানে, আমাদের সরকারের দেখা উচিত, যেখানে মনে করেন যে কৃষি কৃষি জমি থাকে ওই এই জায়গার আশেপাশ থেকে একটু দূরে সরায়া আ মানে মেইন রোড এর থেকে একটু দূরে, যাতে এ এ এগুলা
হ্যাঁ। হুম। এই সিগনাল টাওয়ার গুলো একটু দূরেও রাখা উচিত। কারণ, এই যে দেখা যায় কি যে আমাদের এই যে গ্রাম অঞ্চলগুলোতে গেলে, হচ্ছে গিয়ে দেখা যায় যে, এই যে কৃষি জমিগুলোর আশেপাশে কিন্তু এই যে বড়, বড় মোবাইল ফোনের আ সিগনাল টাওয়ার গুলো দিয়ে রাখের রাখছে, যেটা আসলেও অনেক ক্ষতি করে। যেটার কারণে ওই যে আপনি যেভাবে বললেন, আমাদের কিন্তু আম ফলনও কমে যাচ্ছে। ঠিক না? তার সাথে, সাথে তো আছেই যে, এই যে ইসের জন্য, আম জলবায়ুর জন্য যে, আমাদের আ ঘূর্ণিঝড় গুলো আমরা আ তারপরে বন্যা গুলো আসতেছে। তারপরে এই যে, তীব্র রোদ থাকে, হ্যাঁ? সব তো, এই যে গরমের ভিতরে অনেক কিছুই হয় না। দেখা যায়, মাটি ফেটে যাচ্ছে। মানে, এমন অবস্থা, খুবই বাজে অবস্থা।
হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ। টাওয়ার দিয়া রাখছে। হ্যাঁ। তারপর মনে করেন যে হ্যাঁ। এই এই তো কিছুদিন আগেই বলেন না আমি হচ্ছে, কোন আবহাওয়ার মধ্যে কোনো কিছু ছিল না যে, সব এক আমি বাসা থেকে দেইখা বের হইছি। যে ওয়েদারটা দেখে বের হইছি। পুরা নিট এন্ড ক্লিয়ার। বৃষ্টি হবে না, কিছু হবে না। তো আ আর তো সব ক্লিয়ার, আমি ছাতা নিয়ে কি করতে বের হব? আমি একটা কাজে যাচ্ছি। হ্যাঁ?
হুম। জ্বী, জ্বী। হ্যাঁ।
হঠাৎ করে বৃষ্টি। এই যে হঠাৎ এই যে এই যে হঠাৎ করে বৃষ্টি, এটা কিন্তু আমাদের জলবায়ু প্রবর্তনের ক্ষেত্রের জন্যই হচ্ছে গাছপা আমরা আমরা করছি মনে করেন যে, গাছপালা কেটে শুধু বাড়ি-ঘর করছি। মনে করেন যে বাড়ি-ঘর করছি ঠিক আছে। আর যে জায়গাটা
<chuckles> জ্বী, জ্বী। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। এটা তো অবশ্যই হচ্ছে। হ্যাঁ। তো, আরো গাছপালা কিন্তু লাগানো হচ্ছে না। মানে, আমরা কেটে ফেলছি। তাইলে, ওইটা কাটার পরে রিপ্লেস করি আমরা আরো লাগিয়ে।
হ্যাঁ। আমার আমাদের উচিত। আমাদের উচিত যারা মনে করেন যে, যে জায়গাটাতে কাইটা <clears throat> গাছপালা করছি, ওই জায়গায় মনে করেন যে, আশেপাশের বাড়ির ছাদে কিংবা হচ্ছে গিয়ে যারা একটু টবস সাইড এ লাগায়ে বাগান। এসব যদি আমরা করি, আমাদের দেখেন একটা নরমাল বিষয় যে, আ খাবার যেই জিনিসটা, হালকা-পাতলা, এগুলো হচ্ছে আমাদের। তবে পরিবেশও বাচ্ছে।
হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই হচ্ছে। তবে আসলে এই বিষয়ে আপনার সাথে কথা বলে আমি অনেক কিছু জেনেছি। ভালোও লেগেছে। আশা করি ভালো থাকবেন। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। এই বিষয় হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আদাব। আল্লাহ হাফেজ।
জ্বী।